হ্যালো, হ্যালো।
হ্যালো। ভালো আছেন?
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি, জি। আছি, ভালো আছি। আপনি ভাল আছেন?
জি, আমিও ভালো আছি।
আচ্ছা অ্যা সিনেমা দেখতে আমার আপনার কেমন লাগে?
এহ আপনার?
হুম আমারও খুব ভালো লাগে। এখন আপনি কি মানে, আপনি সিনেমা অনেক দেখেন আমি আমি মনে করি। তা আপনার কোন সিনেমাগুলোর সংলাপ আপনার আপনার মনে দাগ কাটে, কিংবা কেটেছে?
জি। আচ্ছা আমি যদি বলি সিনেমা আমার আসলে সব ধরনের সিনেমাই ভালো লাগে, এবং প্রত্যেকটা মানুষের তো কিছু ফেভারিট সিনেমা থাকে। আমারও কিছু ফেভারাইট সিনেমা রয়েছে। যেমন আমি যদি বলি আমার
হুম। হ্যাঁ।
মানে মোস্ট ফেভারাইট একটি পছন্দের সিনেমা হচ্ছে
হ্যাঁ।

ওই যে 'Green Nights' কিংবা এরকম কিছু?
আপনি হয়তো দেখছেন না, না, না ঐ ঐটা আগের মুভি two thousand nineteen এর 'The Wedding Guest'।
হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, আচ্ছা। এটা মনে হয় নতুন। তাহলে আমি এটার ব্যাপারে তেমন জানি না। আপনি একটু বলেন এটার ব্যাপারে।
হ্যাঁ ভাই। না আম আমারও দেখা হয়নি। আমি আজকে আমার সামনে পোস্টার আসলো, তাই ভাবলাম যে যেহেতু ওর একটা মুভি দেখা হইছে, তো এটা ট্রাই করি। রেটি কেমন। ক্যারাক্টার টাও ভাল লাগছে। জি।
হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। Dev Patel এর অ্যা সবচেয়ে সুন্দর মুভি টা হচ্ছে গিয়ে 'Slumdog Millionaire' এই মুভি টা আমার খুবই, খুবই প্রিয় একটা মুভি।
হ্যাঁ, না। না নাম শোনা হইছে কিন্তু দেখা হয়নি।
মানে অ্যা আচ্ছা, আচ্ছা। আপনি অবশ্যই দেখবেন। 'Slumdog Millionaire' হুম।
আম আচ্ছা, আচ্ছা, হ্যাঁ ওকে।
এটা খুবই, খুবই অ্যা পপুলার একটা মুভি। আপনি আপনি দেখেন আপনার ভালো লাগবে। Dev Patel হচ্ছে যে তার একদম মেইন ক্যারাক্টার টা। হুম।
ওয়াচ লিস্ট এ রেখে দিলাম। <clears throat> <clears throat> জি ভাই। আচ্ছা ভাই। ভাইয়ের কি DC র মুভি ফলো করা হয়?
হ্যাঁ, হ্যাঁ। আমি দেখি DC র মুভি খুব দেখি, কার্টুন গুলাও দেখি। নতুন যে 'Superman' মুভি টা
হ্যাঁ, হ্যাঁ। তবে Marvel টাই মনে হয় ভাইয়ের বেশি প্রিয়।
আমি সবই দেখি ব্রো। একটা জিনিস ভালো হইলে ভালো হবে, খারাপ হলে খারাপ। Marvel DC ২ টারই হ্যাঁ, হ্যাঁ 'Peacemaker' আমার খুবই ভাল্লাগছে খুবই ভাল্লাগছে 'Peacemaker'।
জি, জি 'Peacemaker' টা দেখা হইছিল? ভাই আমার কাছে খুবই ভালো লাগছে। মানে ওয়ান ওব দ্যা বেস্ট DC র।
হ্যাঁ, হ্যাঁ। season II এর জন্য আমি খুবই, খুবই এক্সাইটেড। আমার মনে হয় সেটা অনেক ভালো হবে।
কি ভাই সেই কবে দেখছি ভাই। এখনো মানে কোন খবর নাই, কি হবে না হবে!
অ্যা ওরা কিন্তু বানাচ্ছে, হ্যাঁ? season II শুটিং শুরু হচ্ছে, কয়েকদিন আগে হইছে। ওরা বানাইতেছে। আমি এই যে নতুন 'Superman' টা বের হবে সেটার জন্য আমি খুবই এক্সাইটেড। কারণ আমি বলব
দ্যাটস গ্রে ভাই। আমিও।

হ্যাঁ, হ্যাঁ আমি সেটাও আমি জানি। এখন আমি দেখি কোনদিন মনে হয় যে আচ্ছা জীবনটাতে খুব ভালো যাচ্ছে। আমি খুবই সুখী। একটু নিজেকে ইচ্ছা করে একটু কষ্ট দেই, একটু এই জিনিসটা দেখি তখন দেখা যাবে। <chuckles> আপনার অ্যা স্টুডিও জিবলি র মুভি গুলো কেমন লাগে?
তো সে। হ্যাঁ, হ্যাঁ, একদম তাই। অ্যা জি ভাই, জি ভাই দেখতে পারেন। ভাই খুবই ভালো লাগে। ঐগুলো তো ভাই খুবই রিফ্রেশিং মুভি ভাই। <clears throat> এ নাম অ এই, নাম মনে নাই জি, জি, জি। ঐ ক্যাসল, কি ক্যাসল যেন একটা মুভি আছে ভাই।
হ্যাঁ খুব অ্যা এক ধরনের স্বপ্নের মতো লাগে, তাই না? অ্যা হাউলস হাউলস মুভিং ক্যাসল।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এই মু এই মুভিটা আমি মানে ফার্স্ট টাইম ওদের এটাই দেখছিলাম তো মানে খুবই ভাল লাগছিল ভাই।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খুবই সুন্দর স্টুডিও জিবলি।
তারপর পিও। অ্যা কি জানি! আমার নাম মনে নাই এক্সাক্ট। ঐটাও খুব ভাল লাগছে।
হুম, হুম। ওরকমই অ্যাক্টর। spirited away এই জিনিসটা এই মুভিটাও খুবই সুন্দর।
জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আসলে ওদের আর্ট স্টাইলটাই মানে ওদেরকে সবথেকে ইউনিক করে। আর ওদের গল্পটাও মানে অনেক সুন্দর হয়।
হুম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আপনার অ্যা Quentin Tarantino র মুভি গুলা কেমন লাগে?
ভাই আমি আসলে কি আমি মুভি আমার প্রচুর দেখা হয়। বাট আপনি যে নামগুলো বলতেছেন না, আমি নাম অত ফলো করা হয় না।
হ্যাঁ। কোয়েন্টিন ট্যারান্টিনো হচ্ছে গিয়ে ১ জন, ১ জন ডিরেক্টর এবং তার সা তার মুভি গুলো সে নিজেই লেখে। সো সে
ধরেন পু হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হয়তো আপনি কয়েকটা মুভির নাম বলেন। হয়তো সেখান থেকে বলতে পারব।
আচ্ছা, আচ্ছা। তার মুভি গুলোর মধ্যে হুম। অ্যা Kill Bill আছে। তারপরে Once upon a time in Hollywood। তারপরে উম Django Django unchained। তারপরে
হুম। না ভাই দেখা হয়নি। না, না এ এগুলো দেখা হয় নাই ভাই।